হ্যাঁ, হ্যাঁ আসলে। তো আমরা সেদিক থেকে বলতে পারি যে এগুলো খুবই অনৈতিক একটা ব্যাপার হবে, এবং হ্যাঁ চ্যালেঞ্জিং ও হবে ডেফিনিটলি।
<smacks lips> আর আরেকটা যেটা সমস্যা হবে সেটা হচ্ছে দায়িত্ব নির্ধারণের সমস্যা। অ্যাকাউন্টেবিলিটি। এআই যদি ভুল ডিসিশন দেয়, তাহলে ধরেন যে কাউকে ভুল কারণে চাকরি থেকে বাদ দিয়ে দিবে এআই এর ভুলের কারণে। তখন প্রশ্ন উঠবে যে আসলে দায়ী কে?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আসলেই, আসলেই।
তখন আমরা মানুষটাই বিপদে পড়ব।
হ্যাঁ, এবং আমার মনে হয় যে একজন অ্যাকাউন্টেবিলিটি আর একজন এআই নিতে পারবে না। একজন মানুষেরই নিতে হবে।
মানুষেরই নিতে হবে।
হুম। যাই হোক আপনার সাথে এই ব্যাপারে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আশা করি
আমারও আপনার সাথে কথা হলে ভালো লাগলো। জিনিসটা আরো আলোচনা হলে আরো ভালো হইত। তবে জিনিস ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হ্যাঁ। আশা করি ভালো থাকবেন। আপনিও। বিদায়।